আচ্ছা। ছোট বিরতি আসলে বলতে যেটা আমি বুঝি, সেটা হল যেকোনো একটা কাজ করতে যায় বা মানে পড়াশোনার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, তখন না? একটু সাময়িক একটা বিরতি নেয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন। যেখানে নিজের একটু ভালো লাগবে এমন একটু কাজ করব বা শখের কিছু কাজ হতে পারে সেটা করলে, একটু মনটার এ ক্ষেত্রে আরকি বা মনের ক্ষেত্রে যে একটা আনন্দ লাগার একটা অনুভূতি, সেটা থাকলেই কিন্তু আমার কাছে মনে হয়, তখন কাজের প্রতিও ফোকাসটা বাড়ে, পড়াশোনার প্রতিও কিন্তু একটু মনোযোগটা বৃদ্ধি পায়।
হুম, হুম। হুম। হুম, হুম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এটাই আসলে খুব সুন্দরভাবে বলেছেন আপনি। তো এরকম হচ্ছে যে, মানে আপনার ব্রেকগুলি কীরকম হয়? মানে ছোট, ছোট বিরতিগুলো আপনি কী একটু ন্যাপ নেন? নাকি আসলে ধরেন যে, একটু ধরুন Facebook এ স্ক্রলিং করেন? মানে কীরকম ভাবে আসলে আপনি এই জিনিসটা মেইনটেইন করেন?
ঠিক। হুম, হুম। আচ্ছা। না, আমার ক্ষেত্রে স্ক্রলিং এর যে বিষয়টা আমি আসলে তেমন একটা সোশ্যাল মিডিয়া চালাই না, সত্যি কথা। তো এভাবে আসলে স্ক্রোলিং করাই আমার হয় না। তো আমি যেটা করি সেটা হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিলে, সেই ক্ষেত্রে এইযে আপনি বললেন ন্যাপ এর যে বিষয়টা, সেটা হয়তো নেই। কিন্তু সেটাও কিন্তু খুব কম। কিন্তু যে বিষয়টা সবচাইতে করা হয় সেটা তো গেমস খেলা। <chuckles> আমি একটু গেমস খেলতে পছন্দ করি। হ্যাঁ?
বাহ! খুবই ভালো। আচ্ছা, আচ্ছা কোন ধরনের গেমস খেলেন আপনি তাহলে?
হুম, ছোটখাটো গেমস। যেগুলো ধরেন যে মানে হ্যাঁ, হ্যাঁ। অ্যানিমেশন টাইপের বলা যায় কিছু, কিছু। বাট আ এমন না যে, গেমস গুলো আসলে একদম আমাকে আসক্ত করে ফেলবে, ওই ধরনের গেমস না। যেটা হচ্ছে যে একটু সময় পেলাম, একটু এইটা পাজল গেম খেললাম বা দেখা যায় অন্যান্য যে গেমস গুলা আছে, ছোটখাটো যেগুলো আরকি। তো ও ওভাবে করে খেলি। সময়টা পাস করার
ক্যান্ডি ক্রাশ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। তো ছোটখাটো মোবাইলে যেগুলা থাকে আরকি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে লেভেল বাই লেভেল, লেভেল পাস; এই লেভেল থেকে সেই লেভেল। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। <chuckles> হ্যাঁ, টকিং টমের একটা গেমস ও আছে, মানে এটা বলা যায়। <chuckles>
অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টকিং টম আচ্ছা। এ খুবই ভালো লাগলো আপনার কাছে এটা শুনে। তো হচ্ছে যে উম এমনি হচ্ছে ধরেন যে, চোখ বন্ধ করে কি থাকেন? মানে ধরেন যে, একটু মন-টন খারাপ। মন খারাপ না, বলা যেতে পারে আসলে অনেক একটু টায়ার্ড লাগতেছে, মানে খুব ঘুম, ঘুম পাচ্ছে, এরকম সময় কী আপনি সেই চোখ বন্ধ করে একটু অপেক্ষা করেন? যে, আসলে আ দেখেন এটি ঠিক হয় কী না? মানে ফ্রি একটু জাস্ট এই টায়ার্ডনেস টা কাটানোর জন্য?
হ্যাঁ, হ্যা। হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। আসলে হয় কী? যে, দীর্ঘক্ষণ যদি আমি একটানা কাজ করতে থাকি, যেটা আমার খুব ম মানে হয়, সম্প্রতি খুব বেশি এটা আমি ফেস করেছি। তো তখন না? মনোযোগটা কমে যায়। "ধুর আর ভালো লাগে না, কাজটাই করব না, আর টাকা পয়সা দিয়ে কী করব?" এই, এই চিন্তাভাবনা মাথায় চলে আসে। তখন
হুম। আচ্ছা <chuckles> সে সেটাও অবশ্যই সত্য।
হ্যাঁ, হ্যাঁ। তখন আমার ছোট্ট একটা বিরতি নেই। কারণ আমার কাছে মনে হয়, এই বিরতিটা নিলে তখন মস্তিষ্কও কিন্তু কিছুটা আমাদের বিশ্রাম পায়। তো এর ফলে দেখা যায় পরবর্তীতে আমি যে কাজটা করব, সে একটা মন-মানসিকতা আবার মানে বাড়ে, আবার মনোযোগটাও তখন ঠিকঠাক থাকে আরকি।